সম্প্রতি আমি আসলে বেশ কিছু বিষয় নিয়ে ইদানিং কেন জানি না একটু হতাশার ভেতর থেকেই আমার দিনগুলো পার হচ্ছে। শুধু যে আসলে হতাশা বলব, তা কিন্তু না। সেই সাথে কেনো জানি না একটু উদাসীনতা বা খারাপ লাগা যাই বলি না কেনো, এগুলি আসলে নিজের ভেতরে লেগেই থাকে। মানে সবসময় দিনের শুরু বলি, বা রাতের শেষ, যাই বলি না কেনো? অ মানে এইগুলো কেনো জানিনা এই হতাশাগুলো আমাকে ইদানিং একটু বেশিই আসলে গ্রাস করে রেখেছে। আমি আসলেও বুঝতে পারছি না যে, উম এই হতাশা থেকে নিজেকে কীভাবে মুক্ত করব, বা বের হয়ে আসবো। আ এটা আসলেও বুঝতে পারছি না যে কি করা যায় আমার এরকম পরিস্থিতিতে।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। জি আসলে আপনার কথা শুনেই আ খুব খারাপ লাগতেছে যে আসলে আপনি খুব একটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন। তো আপনি আপনার মনটাকে একটু শান্ত রাখবেন। আ কখনো উত্তেজিত হবেন না। কারণ উত্তেজিতর কোনো সমাধান হয় না। সেইক্ষেত্রে আপনি শান্ত থেকে আসলে আপনি অ্যা একটু চিন্তা করে আসলে পূর্ব পরিকল্পনা করে আসলে সেটার একটা সমাধান অবশ্যই একটা থাক তো আপনি যদি আমাকে একটু খুলে বলতেন, আসলে আপনার সমস্যাগুলো কি হচ্ছে? তালে সেইক্ষেত্রে হয়তোবা আমি ভালো কোনো একটা সলিউশন দিতে পারতাম।
একদম, একদম। আ এই কথা যদি আমি আসলে বলতে চাই, তো সেক্ষেত্রে বলতে হবে, আ আমি এইতো কিছুদিন হলো আমার কিন্তু আসলে মানে পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। সেটা হচ্ছে যে আমার যে অনার্সের অ্যা মানে ফাইনাল এক্সাম এর রেজাল্ট সেটা কিন্তু আসলে বের হয়েছে। তোম এখানে যে বিষয়টা আমার সবথেকে হতাশার কারণ সেটা হচ্ছে আ আমি আর আমার কাজিন আ আমার দুজন কিন্তু সমবয়সী। তো সেক্ষেত্রে তার আর আমার পড়াশোনাও কিন্তু মানে same level থেকেই এস আসতেছে। তো এই যে আমার অনার্স এর রেজাল্টটা বের হয়েছে ও আর আমি যদিও অন্য ডিপার্টমেন্ট এ পড়াশোনা করি। কিন্তু যেহেতু সমবয়সী বা একই মানে মানে ক্লাসে পড়তে, পড়তে এসেছি। তো সেক্ষেত্রে একসাথে কিন্তু বের হয়েছি। তো মেইন যে মানে কথাটা আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে ও কিন্তু আমার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট করেছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু মানে অ্যা শুধু ফার্স্ট ক্লাস উঠাইতে পেরেছি এমন একটা মানে রেজাল্ট। কিন্তু ও কিন্তু দেখা যাচ্ছে 3. অ্যা 89 কি 9,4 এই টাইপের একটা রেজাল্ট আসলে করেছে। উম মানে যেটা আ খুবই ভালো বলা চলে তো সেক্ষেত্রে
আচ্ছা। আচ্ছা। আচ্ছা।
আমার পরিবারের মানুষ বলি বা আ আত্মীয়স্বজন মানে এরা যারা আছে। তারা কেন জানিনা বিশেষ করে আত্মীয় স্বজন আমাকে নিয়ে একটু মানে উপহাস বলি বা কটাক্ষ। উম এগুলা একটু বেশি ইদানিং মানে করছে। কারণ আ ছোটবেলা থেকেই কিন্তু আমরা দুজনেই আসলে খুব মেধাবী স্টুডেন্ট ছিলাম। এবং আ আমাদের দুজনের ভিতরেই আসলে সবসময় প্রতিযোগিতা হত। যে মানে কে ভালো রেজাল্ট করবে। তো ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু আমরা উম মানে একই রকম লেভেলের রেজাল্ট করে এসেছি। কিন্তু এই যে আ অনার্সের অ্যা ফাইনাল ইয়ার এ এসে যে রেজাল্ট টা কিন্তু গড়মেল হয়ে গেল। ও আমার থেকে এগিয়ে গেল। আমি কিন্তু পিছিয়ে গেলাম। তো সেক্ষেত্রে আ এটা নিয়ে আসলেও আমার মানে নিজের ভেতরে অ্যা খুব মানে একটা খারাপ লাগাই কাজ করছে। অ্যা এবং মানে পরিবারের যারা মানুষজন আছে আত্মীয়স্বজন তারা তো মানে কি বলবো? একদম আ অন্যরকম একটা পরিবেশ আমার বাসায় তৈরি হয়ে গিয়েছে। এই বিষয়গুলো নিয়ে। রেজাল্ট এর বিষয়গুলো নিয়ে। আমার মানে কাজিন যে তার তার পরিবার থেকে এসে মিষ্টি দিয়ে গিয়েছে এবং আ মানে সে অ্যা অনেক খুশি। এটাই আরকি তাদের মানে ব্যবহারে বুঝিয়ে গিয়েছে এবং আমাকে নিয়ে বলে গিয়েছে যে আমি চাইলেই ভালো করতে পারতাম। কিন্তু পড়াশোনাটা হয়তো বা গাফিলতি দিয়েছি এর জন্য আর কি হচ্ছে আ মানে রেজাল্ট টা খারাপ হয়ে গিয়েছে। তো এটা নিয়ে আমার নিজের ভেতরেও খুব মন খারাপ কাজ করছে। পরিবারের মানুষজনের ভিতরেও আসলে মন খারাপ লাগা কাজ করছে। তো এটাই আমি আসলে বুঝতে চাচ্ছি যে মানি এই যে অন্যের সাথে তুলনা মানে সবাই করছে। তো আমি আসলে চাচ্ছি না যে অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজের মনটা খারাপ করতে। কিন্তু এখানে আসলে যেটা মেইন কথা যে অন্যের সাথে আমি তুলনা, না করে, মানে কিভাবে নিজের আত্মসম্মানটা নিজেকে ধরে রাখবো? বা রক্ষা করব? আ এটাই বুঝতে পারছি না। এটা যদি আমাকে একটু বলতেন?
আচ্ছা। আচ্ছা। জ্বি। আচ্ছা। জি অবশ্যই। আসলে আপনি সঠিক প্রশ্নটাই করেছেন। আসলে অন্যদের সাথে তুলনা করতে গেলে আসলে নিজেকে যখন একটু ছোট মনে হয় আসলে এটা হচ্ছে কি একটা ভুল ধারণা। আ আসলে আ এখান থেকে আসলে আমাদের কিছু শিক্ষণীয় আ নেওয়া দরকার আসলে কি, সেটা হচ্ছে আসলে অ্যা অন্যরা যা করেছে আ সেখান থেকে আপনাকে আরো একটু ভালো কিছু করতে হবে। দেখাচ্ছে অ্যা উনি পেয়েছে খুব ভালো আপনার থেকে ভালো result করেছে? এখন আপনার কেন হলো না ওই point টা খুঁজে বাইর করতে হবে। যখন আপনি ওই point টা খুঁজে বের করতে পারবেন, আ তখনই দেখা যাবে কি আপনার মধ্যে অ্যা আরো একটু ভালো কাজ করবে। যে আপনি যেহেতু point টা খুঁজে পেয়েছেন যে আসলে আপনার যেহেতু ওখান থেকে, তার থেকে, আপনার থেকে ওনার ভালো result হওয়ার কারণটা কি? সে point টা যখন আপনি একটু note out করে রাখবেন, তখন দেখবেন কি আপনার মধ্যে আরো একটু ভালো লাগা কাজ করবে। আপনার থেকে তখন ওই খারাপ লাগার আ যে সমস্যাটা যে তুলনামূলক যে সমস্যাটা এটা কিন্তু থাকবে না। এটা automatically তখন change হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে, "আসলে আমার কোন বিষয়টা নিয়ে একটু আ সমস্যা আছে সেটা আমাকে একটু founded করে একটু আমরা আরো সামনের দিকে যেতে হবে।" তখন হবে কি? এমনও হতে পারে দেখা যাচ্ছে আপনাকে আরো সামনের দিকে গিয়ে দেখা যাচ্ছে আপনি আরো ভালো একটা কিছু করে ফেললেন। দেখাচ্ছে তার তার থেকেও একটু ভালো কিছু আপনার অ অ্যা কাছে সম্ভব হয়ে গেল। এভাবে আপনি আসলে চেষ্টা করে দেখতে পারেন। আর সবসময় আ নিজের মধ্যে একটু মনোবল ধরে রাখার চেষ্টা করবেন। আসলে আ ওরা যে পেরেছে আপনি পারবেন না কেন? সেক্ষেত্রে আসলে আপনাকে আ কিছু নিয়মের মধ্যে দিয়েই যেতে হবে। কিছু ছোট, ছোট ধাপ অবলম্বন করে আসলে আ সামাজিক মানুষের কাছে যেমন আ যারা আছে আপনার family যারা আছে তাদেরকেও আসলে আপনি একটু বুঝাতে পারেন। সেক্ষেত্রে হতে পারে এরকম একটা সমস্যা হতে পারে। কারণ আপনি তাদেরকে এভাবেও আসলে বলতে পারেন যে, "আসলে আ আমি তো 1st class পেয়ে এসছি কিন্তু অনেকে যে আবার ফেল করছে, অনেকে যে আবার আমার থেকে কম পেয়েছে, আপনারা তাদের দিকে আসলে আ যদি আ দিক বিবেচনা করে দেখেন তাহলে সেক্ষেত্রে তো আমি তাদের থেকে অনেক ভালো result করেছি।" আসলে এ এভাবেও আপনি তাদেরকে একটু বলতে পারেন, বুঝাতে পারেন। হয়তোবা সেক্ষেত্রে আপনার জন্য খুব একটা ভালো একটা কার্যকর হবে। তো কি মনে হচ্ছে আপনার এভাবে করলে কি আ আপনার জন্যে আ সামনের দিকে ভালো কিছু হতে পারে?
হুম, হুম। একদম, একদম। একদম, একদম। আ হ্যাঁ, আমার নিজের কাছে কেন জানি না আপনার কথা শুনে এরকমই মনে হচ্ছে যে আপনি যেটা বললেন, এই যে নিজের আত্মসম্মানটা ধরে রাখার জন্য যদি আ হচ্ছে মানে, মানে নিজেকেই আসলে অ্যা এগুলোর সঙ্গে তুলনা না করে হচ্ছে উম মানে নিজে নিজের গতিতে এগিয়ে যাই এবং হচ্ছে পড়াশোনাটা যদি ভালোভাবে করতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে কে, কি বললো? না বলল? উম সেটাতে আমার গায়ে লাগবে বা আমার পরিবারেরও গায়ে লাগবে এবং আমি যদি আসলেও পরবর্তীতে ভালো কিছু মানে করতে পারি তো সেক্ষেত্রে কি হবে? উম মানে আত্মীয়স্বজন বা অন্যান্যরা যারা আসলে আমাকে নিয়ে কটাক্ষ বা হাসাহাসি করছে, আ সেটা হয়তো বা করার সুযোগ পাবে না। তো এখানে আমি আ আরো একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হলো যে, উম মানে আমি যেহেতু আসলে এই কয়দিন আ একটু বেশি আসলে হতাশার ভেতর থেকে আমার দিনগুলো পার হচ্ছে। তো সেক্ষেত্রে আ এমন একটা মানে situation আমার ভিতরে তৈরি হয়েছে যে খুব মানসিক আ চাপ নিজের ভেতরে এ কাজ করে। সেটা হচ্ছে যে, এরকম যে আমার ঘুম আসে না বা একটা মানসিক tension কাজ করে যে, "ও আমার থেকে ভালো result করে ফেলল! উম এখন আমি কি করব? বা কি হবে না হ হবে!" এই টাইপের আসলে চিন্তাগুলো কাজ করে। তো আমি আসলে চি আ মানে আ এটাই জানতে চাচ্ছি যে এই type এর চিন্তা থেকে কিভাবে বের হয়ে আসব? কারণ আপনি যেটা বললেন যে, "উম অন্যদের সাথে তুলনা করা যাবে না বা হচ্ছে নিজের আত্মসম্মানটা ধরে রাখতে হবে।" অবশ্যই এটা তো ধরে রাখতেই হবে। কিন্তু এই যে, যে মানসিক চাপ বা হতাশাটা কাজ করছে। এটা থেকে কিভাবে বের হয়ে আসব? যদি একটু বলতেন।
আচ্ছা। জি, আসলে বুঝতে পারছি আপনার মধ্যে, যে মানসিক চাপটা কাজ করতেছে। আ সেইক্ষেত্রে অবশ্যই আপনি যখন আ কারো মধ্যে যখন একটু তুলনা মনে করতেছেন আপনি নিজেকেই। তখন যেমনটা বললাম এইখান থেকে একটু কিছু আ শিক্ষার বিষয়টা আপনি একটু ফলো করে রাখলেন। আর মূলত ঐ সময় যখন একটু চাপটা একটু বেশি মনে হচ্ছে, তখন ঐ সময় আপনি একটু স্থির থাকবেন। একটু বিরতি নিয়ে একটু চিন্তা করবেন একটু শ্বাসপ্রশ্বাসের যে ব্যায়ামটা আছে আপনি এইটা তখন করার চেষ্টা করবেন। যখন আপনি শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামটা যখন আপনি ২ ৩ মিনিট করবেন না, তখন দেখবেন কি? আপনার মধ্যে, যে একটা আ মানুষের একটা এইযে একটা প্রশান্তি মানসিক প্রশান্তি থেকে একটু আপনি হলেও একটু স্বস্তিবোধ মনে করবেন। আ চাইলে একটু দেখা যাচ্ছে একটু অ গান শুনতে পারেন, চাইলে দেখা যাচ্ছে কোনো প্রিয়জন মানুষের সাথে একটু কথা বলতে পারেন। আ তখন হবে কি? এই সমস্যাটা থেকে অবশ্যই একটু বেরিয়ে আসতে পারবেন। আর মূলত আপনার আ ত সবস এ সবচেয়ে যেইটা প্রয়োজনীয় জিনিস সেইটা হচ্ছে সামনের দিকে একটু আপনাকে ফোকাস করতে হবে। আপনি তুলনা আ মূলক ভাবে না দেখে আপনি সবসময়ে চিন্তা করবেন যে, "এইটা আমার একটা শিক্ষণীয় বিষয়। আমার সামনের দিকে একটু ফোকাস করতে হবে।" তখন হবে কি? দেখা যাচ্ছে সামনের ধাপগুলো আপনি আরো ভালো করতে পারতেছেন। আ তখন প্রতি ধাপে, ধাপে আপনি কিন্তু দেখা যাচ্ছে ভালো একটা পারফরম্যান্স আপনার হচ্ছে। কে কারণটা হচ্ছে কি এইটাই যে আপনি আ পেছনে যে আপনার যে ব্যাকগ্রাউন্ড বিষয়টা যে আপনি তাদের থেকে একটু আ কম পারতেছেন। আপনার মধ্যে একটা পুচ প্রতিযোগিতায় কাজ করতেছে। এইক্ষেত্রে আপনি কিন্তু সামনের দিকে আ আপনার ভালো করার জন্য আরো বেশি বেটার হবে। এইভাবে আসলে আপনি করে দেখতে পারেন। তো আপনি আ সেইক্ষেত্রে আরেকটা জিনিস যদি আমাকে বলতেন, আপনার কি আ এই ক্ষেত্রে কোনো কাজিন বন্ধু ছাড়া আর অন্য কোনো বিষয় কি আপনার কি খারাপ লেগে থাকে?
একদম, একদম। অ্যা আ না একমাত্র আমার cousin এর জন্যই আসলে আমার একটু খারাপ লাগা কাজ করে। কারণ ছোটবেলা থেকেই কিন্তু আমি আসলে ওর সাথেই মানে পড়াশোনার প্রতিযোগিতা বলি বা অন্যান্য প্রতিযোগিতা, এগুলো কিন্তু আমার ওর সাথেই হয়ে আসত। অন্যান্য কোন বন্ধু বলি বা আ আ মানে অন্য কেউ তাদের সাথে কিন্তু এরকম প্রতিযোগিতা উম আমার কখনোই হয়নি।
আচ্ছা। ও, জি, বুঝতে পারছি। অ্যাঁ সেক্ষেত্রে আসলে আপনি যেহেতু cousin এর প্রতি আপনার যেমন একটা লাগে, আসলে অনেক family যেহেতু আপনার বুঝতে পারলাম যেটা আপনার family matter করে। কারণ family থেকে হয়তোবা একটা চাপ প্রয়োগ হয়ে যাচ্ছে আপনার বাসা থেকে। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাসাতেই আপনি সুন্দরভাবে যেটা বললাম, যে আসলে শুরুতে একবার বলছিলাম যে, আপনি আপনার বাসায় বলবেন যে আসলে অ্যা নিচে যারা আছে আপনার থেকে, আপনি তাদের সাথেও একটু তুলনা করতে পারেন। আর, আপনার চেষ্টা থাকবে আরো সামনের দিকে আরো ভালো কিছু করার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আপনি আর পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারলেন, একটু সময়ের দরকার আছে, একটু সময় লাগতে পারে। তখন দেখা যাচ্ছে কি আপনার আত্মসম্মানটা আরো কিন্তু বেড়ে গেল। পরিবার তে কাছে বলেন এবং কি সমাজের মানুষের কাছে বলেন এবং কি বাহিরের যারা আছে বন্ধু বান্ধব, সবার কাছ থেকে আপনি আরো আত্মসম্মানটা কিন্তু আরো বেড়ে যাবে আপনার। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি? আপনার প্রচেষ্টা, আপনার যে সামনের লক্ষ্যটা, এটা একটু অটুট রাখতে হবে। সেক্ষেত্রে আপনি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনি আসলে চলতে হবে আ এবং কি নিজের মধ্যে একটা ego তৈরি করতে হবে যে, আ "সে যেহেতু পারছে, আমি তাইলে সেখান থেকে আরো ভালো কিছু করার চেষ্টা করব।" আসলে আপনি এভাবে করে দেখতে পারেন হয়তোবা আপনার জন্য আরো সামনের দিকে আরো ভালো কিছু হতে পারে এবং কি আপনার আত্মসম্মান সেখান থেকে একটু ফিরে আসতে পারে। জি আপনি
একদম, একদম। একদম, একদম। হ্যাঁ, আমার নিজের কাছেও আসলে কেন জানি না, আপনার কথা শুনে এরকমই মনে হচ্ছে যে আসলেও যদি এভাবে করে দেখতে পারিস, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আসলেও একটা কার্যকরী উপায় হিসেবেই আমার জন্য আসলে ধরা দেবে। তো যাই হোক আপনার সাথে কথা বলে কিন্তু আমার অনেক ভালো লাগলো এবং সেই সাথে আপনি যে বিষয়গুলো বললেন, এগুলো মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
জি। জি, আমার পরামর্শ শুনে আপনার কাজে লেগেছে। শুনে আসলে আমিও খুব আনন্দিত হলাম। আপনাকেও আসলে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যে শুভ কামনা রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।